তাদেরকে আমি বলতে চাবো যে, যারা এরকম চাচ্ছে কাজে ও ফোকাস করতে কিন্তু সময়টা ধরে রাখতে পারছে না সেক্ষেত্রে আমি মনে করি যে
হ্যাঁ, হ্যাঁ টাইম ম্যানেজমেন্ট করতে পারতেছেন না।
জি সেক্ষেত্রে আমি মনে করি কি যে তারা কিন্তু আয় কাজ না করে বেশিরভাগ সময় বিরতি নিয়ে কিন্তু ফোন ব্যবহার করছে। তা আপনি যদি ফোন থেকে দূরে থাকেন। আর ফোনটা যদি আপনি সাইলেন্ট বা do not disturb mode এ যদি দিয়ে রাখেন তাহলে কিন্তু খুব সহজে কিন্তু আপনি কাজে ফোকাস করতে পারছেন। কারণ এই সময় কিন্তু নোটিফিকেশন কিন্তু আসছে না। তা আপনি কিন্তু সোশ্যাল মিডিয়া অ্যাপ।
ফোন ব্যবহার করতেছে জি, জি। ও আচ্ছা, আচ্ছা। নোটিফিকেশন আসলে পরে মনটা চলে যায় ঐপাশে, তাই না?
একদম ঠিক।
বুঝতে পেরেছি। আপনি যখন রুটিনটা শুরু করেছিলেন, তখন কি আপনার কোন সমস্যা হয়েছিল? মানে আপনি এই যে শুরু করলেন একটা রুটিন। আগে তো দেখা গেল অগোছালো জীবনযাপন করেছেন বা কাজ করেছেন। তো আপনি যে, যে, রুটিন ভিত্তিক জীবন শুরু করলেন, ও ১ম, ১ম আসলে কোন ধরনের সমস্যাগুলো ফেস করেছিলেন?
আসলে দেখেন আপনি যদি ১ম দিকে শুরু করতে চান না সেটা কিন্তু খুব বেশি কঠিন হয়। তো আমার ক্ষেত্রেও না একই হয়েছিল। যে আমি চাচ্ছি করতে কিন্তু আমি করতে পারছি না। বা এই যে বারবার আমি ফো ফোনটা বের করে আ আমি কিন্তু আ দেখি যে সোশ্যাল মিডিয়াতে কে কি করেছে দেখি বা আমার কি কোনো নোটিফিকেশন আসছে কিনা? তো এতেই কিন্তু অনেকটা সময় চলে যেত। আর আমার কিন্তু আমি যে কাজটা করছিলাম এতে কিন্তু আমার মনোযোগ থাকতো, আমার কিন্তু মনোযোগটা থাকতো ফোনের উপর। তো সে এর ক্ষেত্রে আমি ১ম দিকে কষ্ট হয়েছিল। কিন্তু এই যে একটু, একটু, করে অভ্যাস গড়ে তোলার কারণে এখন কিন্তু আমি মোটামুটি কাজে কিন্তু, কাজের সময় শুধু কাজ করি। কাজ শেষ হয়ে গেলে আমি বিরতির পর নিজেকে আনন্দ, মানে নিজেকে সময় দিই বা বিনোদনের জন্য
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। <chuckles> কি হলো না? মনোযোগ কমে যেত জি, জি, জি। তার মানে হলো যে, মানে শুরু করার শুরুর দিনগুলায় একটু কষ্ট। পরে যখন অভ্যাস হয়ে যাবে তখন মনে হয় যে আর খুব একটা কষ্ট হবে না। তাই না? অভ্যাস হয়ে গেলে সেটার সঙ্গে যখন আসলে আবা শরীরটা আবার সময়টা সেট হয়ে যাবে তখন অনেকটাই সহজ হয়ে যাবে। তাই না?
একদম সঠিক।

আসলে দেখেন, যখন পমোডরো টেকনিকটা আপনি ব্যবহার করবেন না তখন এটা কিন্তু মূলত হচ্ছে আপনার ২৫ মিনিট কিন্তু আপনার ফোকাস করতে হবে। আর ৫ মিনিটের কিন্তু আপনার আ ব্রে ব্রেক নিতে পারবেন বা আপনার কিন্তু আ এই সময় বিরতি নিতে পারেন। তো এতে হয় কি যে আপনার আধা ঘন্টার ভিতরে আপনি যেই মূল কাজটা আছে সেটা আপনি ২৫ মিনিটে করে ফেলছেন তারপর আপনি ৫ মিনিট নিজেকে সময় দিলেন বা মানসিক চাপ যে কাজের জন্য
হুম। জি। বাহ! এই যে রিমাইন্ডারের যে একটা ব্যাপার তাই না? এবং এর ফাঁকে একটু চা খাওয়া বা অন্যান্য মানে নিজেকে ভালো রাখার যে কাজগুলো এগুলো করলে কাজের মধ্যে একটা তখন আলাদা আগ্রহ তৈরি হবে। তাই না?
আগ্রহ তৈরি করে। একদম ঠিক বলেছেন।
বাহ! দারুন বলেছেন আপনি। আসলে এই যে আপনি বললেন যে, বিভিন্ন রকমের আপনি অ্যা যে, আপনি অ্যাপস গুলোর কথা বললেন এগুলো আপনি ব্যবহার করেন। তো এগুলো কি আসলেই কোন উপকারে দেয় নাকি আসলে এটা না করে কেউ যদি এমনি প্লান করে যে কখন কি করবে? মুখে, মুখে প্লান করলেও হয় নাকি আসলে এই অ্যাপসগুলো বা নোটপ্যাডে লিখে রাখা এগুলোর মধ্যে কি আলাদা কোন সুবিধা আছে?
আসলে দেখেন যদি আমরা ধরি যাক মানুষ হিসাবে কিন্তু আপনি ভুল করবেন বা আপনি কিন্তু ভুলে যাবেন, এটাই কিন্তু স্বাভাবিক। তো আপনি যদি মাথার ভিতরেই সবকিছু আগে থেকে ভেবে রাখেন আচ্ছা এখন আমি এই কাজ করব, পরবর্তীতে এইটা করব। সেক্ষেত্রে দেখা যায় কি একটা কাজ করা যায় বা একটা যা যায় আপনি কিন্তু ছেড়ে দিচ্ছেন। সে সেই কাজটা যেটা আপনি করতে পারছেন না, মনে থাকছে না সেটা কিন্তু গুরুত্বপূর্ণও হতে পারে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে, আপনি যদি লিখে রাখেন এক তো আপনার আ মা যে আপনার যে ভাবার জন্য যে আ যে চাপটা হবে সেই চাপটাও কিন্তু পড়ছে না। আপনার ভাবতে হচ্ছে না। আপনি জানেন যে কি লিখা আছে আচ্ছা দেখে নিই।
হ্যাঁ, হ্যাঁ। তা তো অবশ্যই। মনে থাকলো না, বা ভুলে গেলেন। <chuckles> জি, জি, জি। হ্যাঁ, যে কখন কি কাজ করব একটা যে ভাবনার ব্যাপার এটার আর দরকার পড়তেছে না। সব তো লেখাই থাকলো, তাই না?
আঁ জি। আ জি, সাথে, সাথে আপনি উপরে নিচে একদম খুব সহজে হয়ে কিন্তু দেখতে পারেন দিনের শুরু কি করতে হবে? বা দিনের শেষে কি করতে হবে? এতে কিন্তু অনেক সাহায্য করে। আর তার সাথে, সাথে আমি এটাও মনে করি যে আপনাকে কিন্তু ফোন থেকেও কিন্তু দূরে থাকতে হবে।
বুঝতে পেরেছি।